আসলে সিনেমা দেখার ক্ষেত্রে আমি যেহেতু একটু ব্যস্তই থাকি বেশিরভাগ সময়, সিনেমা খুব কম দেখা হয়। কিন্তু আমি সবসময় কিন্তু অ্যা আপডেট দেখতে মানে রাখি যে, কোন মুভিটা রিলিজ পাচ্ছে। যেমন আমি অ্যা হিন্দি, এ হিন্দি বলতে কি? ওই যে, বলিউড মানে আ কি বলে? ইন্ডিয়ান যে, মুভিগুলো রয়েছে, সেই মুভিগুলো বেশি পছন্দ করি। যেমন একটা মুভি রয়েছে আপনার, আ ওই কি বলে? অনেক আগে দেখেছিলাম, সেটা হলো ক্রিস মুভি
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ।
তো এই ক্রিস কিন্তু আসলে ঋত্বিক রো রোশন, মনে হয় সেখানে নায়ক
আচ্ছা। জি, জি, জি, জি, জি। হ্যাঁ, ঋত্বিক রোশন।
তো এটার আগের একটা পার্ট আছিল কই মিল গেয়া। তো এই যে, এই ২ টা পার্ট। তো তারা সুন্দর মানে, এটা আসলে শেখার কিছু নাই। কিন্তু আসলে ওই উম এনটা মানে মজা পাইতাম অনেক। মানে এমনও হয়েছে আমার একটা স্মৃতি রয়েছে, যে, আমি এই মুভিটা দেখার জন্য একটা সময়, আ তখন আমি ক্লাস 7, 8 বা 9 এ পড়ি। তখন কিন্তু বাসায় কান্নাকাটি করছি যে, আমাকে এ ডি তখন কিন্ত তখন কিন্তু DVD তে মুভি দেখা হইত। আ DV কানেক্ট DVD কানেক্ট করে, ওখানে কিন্তু মুভি প্লে করা যাইত। তো এইটা নিয়ে এইটা হ্যাঁ। হ্যাঁ। <chuckles>
হ্যাঁ, হ্যাঁ। ওরে বাবা! বুঝতে পেরেছি। এটা তো বেশ কষ্ট করে বা অনেক কঠিন আ চেষ্টার পরে যায় তাহলে আপনি মুভি দেখতে পারতেন।
হ্যাঁ, হ্যাঁ। তখন একটু কষ্টই হইতো আরকি। তো ঐটা কান্নাকাটি করে আমার মাকে বলছিলাম, "আমি দেখবোই, দেখবোই। আমি নাহলে পড়াশোনা করব না।" তখন আমি আসলে অ্যা নিয়ে এসে দেখাইছিল আরকি। তো এই স্মৃতিটা আমার এখনো মনে পড়ে যে, একটা মুভির জন্য আমি এতকিছু করছি। <chuckles> হ্যাঁ, হ্যাঁ, এরকম টাইপেরও কাজ করেছিলাম আরকি একটা সময়।
বাহ! বাহ! এই মুভি দেখার জন্যে পড়াশোনা বাদ দিয়ে দেবেন, এই হুমকি দিয়ে দিছেন বাসায়? বাহ! বাহ! বাহ! বাহ! আর এই যে, এত, এত মুভি দেখেন বা আপনি প্রাপ্ত বয়স্ক হওয়ার পরেও নিশ্চয়ই, আ যদিও ব্যস্ত থাকেন, তারপরেও সময়ে, সময়ে তো নিশ্চয়ই মুভি দেখা হয়। হয় কি?
হু, হুম। হুম। হ্যাঁ, আসলে আমি ঐ যে, আপডেট রাখি মুভির। যে, আসলে কিছু আমার মারালাইম ইন্ডাস্ট্রি তারপর আ বলিউডেরও কিছু মুভি ভালো লাগে। যেমন বলিউডের কিছু আ
আচ্ছা, আচ্ছা। যদি এমন কোন মুভি আসে, যেইটা সবার ভেতরে খুব সাড়া ফেলছে বা খুব আ নাম করছে, এমন মুভি কি সময় করে দেখে ফেলেন?
উহুম। হুম, হুম। হ্যাঁ, আসলে এটুকু মুভি দেখি আসলে যেটা বেশি দেখি যে, ভাইরাল হচ্ছে বা এটার অনেক আ মানে নামডাক যে, এই মুভিটা অনেক ভালো। আ সেই মুভিটা আমি দেখার ট্রাই করি। যেমন অ্যা বাংলাদেশে
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। আপনি কি "3 Idiots" মুভিটা দেখছেন?

আসলে ওইখানে একটা সিন একটা নয় বেশ কয়েকটা সিন আমার ভালো লাগছে। তার মধ্যে একটা সিন হলো ওখানে স্কুলে কিন না ওই ভার্সিটিতে কিন্তু পড়াশোনা করাচ্ছিল। তো সেই সময় ওই আ মানে আমির খান যে ক্যারেক্টারটা ছিল অ্যা রানছড় দাস মে বি। তো সেখানে বসেছিল, বসে থেকে আ তাকে ইঞ্জিনিয়ারিং এর একটা অ্যা মানে পড়া শ পড়ানো হচ্ছে মানে পড়ে শোনানো হচ্ছে, স্যার শোনাচ্ছে। তো সে অন্যমনস্ক হওয়ার কারণে তাকে বলতেছে অ্যা যে "তুমি বলো তো আসলে এটা কী?" তো সে আসলে তার হিন্দি ভাষায় মানে স্বাভাবিক ভাষায় বলল। কয় "এইটা তো এভাবে হইল না। তুমি বের হয়ে যাও ক ক্লাস থেকে।" তো সে বলল যে "আমার দোষ কি?" কয় "তুমি এটা তো মুখস্থ করো নাই বা এটা তুমি বলতে পারলা না।" পরে সে বলতেছে "ঠিক আছে তাইলে আমি চলে যাই।" তো সে ব্যাগটা চালাকি করে রেখে বাইরে যাচ্ছিল। যাওয়ার পরে, বরে পরে আবার এসে বলতেছে যে ইয়া, ওই আ "ব্যাগটা ইয়া করো। ব্যাগটা আমি নিয়ে যাবো, ব্যাগটা দাও।" ও তো যেয়ে, যেয়ে যখন সে ব্যাগটা নিয়ে যাচ্ছে স তখন বলতেছে "দাঁড়াও আ তুমি এই যে ব্যাগটা যে নিচ্ছ কেন নিচ্ছ?" তো কচ্ছে যে, তখন ফের ঐটা আবার ফের ওই ইংলিশে মানে ইংলিশে কিন্তু আবার বুঝাই দিলো। যে এইযে ইংলিশে অনেক সুন্দর করে বুঝায় দিলো। কয় "তাইলে এত কিছু এত তুমি ব্যাগটা নিয়ে যাবা নিয়ে যাও। এত এব মানে ইংলিশে এত কিছু প্যাচায়, প্যাচায় বলার কি দরকার?" কয়, কয় আ কয়, কয় "আপনিই তো চাচ্ছেন যে অ্যা এইভাবে শুনতে, তো আমি এভাবে বললাম। আপনি তো অ্যা সোজা হিন্দি, হিন্দি কথায় বা আমার, আমার কথায় কিন্তু সেটা ভালো লাগলো না।" তো সে স্যার ঐখানে আসলে বোকা হয়ে গেল যে আসলে কি বলল? তো এই জিনিসটা আসলে বুঝলাম যে
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এত ইংরেজি ছাড়তেছ কেন এইখানে? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। এটা কি পরবর্তীতে কখনো আপনি ট্রাই করছেন? যে কেউ যদি আপ
না। এইটা আসলে এইটা আ আসলে ঠিক মানে ট্রাই করা হয়নি। কিন্তু এতটুকু বুঝতে পারছি যে, আমি আমার সহজ ভাষায় যেটা বুঝবো, সেটা আসলে ব ওইভাবে বুঝার ট্রাই করব বা ওইকে, ওইভাবে কাউকে বুঝানোর ট্রাই করব। এটাই কিন্তু আসলে আমি সুন্দরভাবে তখন বুঝাইতে পারব। যদি অন্য ভাষায় বা কঠিন ভাষায় যাই, তখন কিন্তু আমি আর পারব না। বা ক কঠিন কিছু করতে গেলে কিন্তু পাব না। হুম।
জ্বি, বলুন। হ্যাঁ, হ্যাঁ। যাক। আচ্ছা, বেশ ইন্টারেস্টিং একটা শিক্ষা আপনি এইটা থেকে পাইছেন। তো এই যে শিক্ষাটা আপনি একটা মুভি'র থেকে পাইলেন, হ্যাঁ? আ এইটা পরবর্তীতে কখনো জীবনে চলার পথে বা আ নিজের কর্মপথে বলেন, এই কখনো মনে হইছে যে, না এই শিক্ষাটা আসলেই আ মানে খুব জরুরি ছিল আমার বা আমার জানাটা জরুরি ছিল? বা আমি ঐখান থেকে জানছি, বিধায়ই আজকে হয়তোবা আ আমি এইখানে একটু ভালো করতে পারছি বা আমার একটা আ কোন একটা কিছুতে হেল্প হইছে, এমন কি হইছে কখনো?
হুম। হু, হু।